আচ্ছা। হ্যাঁ! এটা আমিও মনে করি <scoffs> কারণ অ্যাকচুয়ালি যেমন বললাম যে গানটা আমার ডেইলি জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। আচ্ছা আ আপনি কি বালাম বা হৃদয় খান বা আ আগের যারা ছিল, হাবিব ওয়াহিদ ওদের গান শুনতেন কখনো?
জি। জি। জি। প্রচন্ড শুনতাম। আমি তো হৃদয় খানের গানের ক্যাসেট পর্যন্ত সংগ্রহ করেছি। এখনো আমার কাছে আছে। আমি সু খুব সাবধানে তুলে রেখেছি
একদম! আমার কিন্তু তখন বেশি ভাল্লাগত হচ্ছে হাবিব ওয়াহিদকে। আমার এখনো হাবিব ওয়াহিদকে খুব ভাল্লাগে কিন্তু, এই যে রিসেন্টলি ও যখন বাংলাদেশী 'Coke Studio' র সাথে একটু কোলাবোরেট করলো, ওই গানগুলা আমার তেমন একটা ভাল্লাগেনা। আমার কাছে মনে হয় যে হাবিব ওয়াহিদ এর গানের যে বি ইউনিকনেস টা ছিল ওই ওদের সাথে কোলাবোরেশন করার পরে ইউনিকনেস টা একটু চলে গিয়েছে। কিন্তু আমার এখনো খুব ভাল্লাগে ওর আগের গানগুলা শুনতে।
জি। হু। জি। আচ্ছা। আচ্ছা। আমার কিন্তু আমি বলব সেদিক থেকে হৃদয় খান খুব ভালো মিউজিক কম্পোজ করছে, যেটা আ ওর ১ম দিকের একটু মনে হচ্ছিল যে, তখন একটু অটো টিউন হয়তো ইউস করতো। কিন্তু এখন ওর ভয়েসটা জাস্ট শুনলে মনে হয় ওয়াও!
হু, হু। হ্যাঁ, হৃদয় খানের এখনের গানগুলা আগের গানগুলার চাইতে বেশি ভাল্লাগে, আবার তাহসানের গানও আমার খুব ভাল্লাগে। আমার কাছে মনে হয় যেন ওর ভ ভয়েসটাই খুবই জোশ!
জি। হুম। অ্যা জি, আসলেই মনে হয় যে কথা বললেই হয়তো গান করছে। <chuckles> তো যাই হোক হ্যাঁ।
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাই হোক আপু আপনার সাথে আজকে গল্প করে খুব ভাল্লাগলো অনেক পুরানা গানের কথাও মনে পড়ে গেল। আশা করি ভালো থাকবেন।
জি। উম জি, আপনি জি আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার প্রত্যেকটি গানের পছন্দ খুবই ভালো লেগেছে। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, শুভরাত।
আবার কথা হবে। অবশ্যই। একদম আপু, শুভরাত্রি!